হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
অ্যাঁ ওই রেস্টুরেন্ট আ অনেক নাম করে রেস্টুরেন্ট কক্সবাজারের মধ্যে। তো ঐ রেস্টুরেন্টে আমরা ট্রাই করেছিলাম। তো আপনারা ক কতদিনের জন্য ছ ছিলেন কক্সবাজারে?
আচ্ছা। হ্যাঁ। আমরা ৭ দিন ছিলাম ওখানে। ৭ দিন ছিলাম। অ খুবই মজা হয়েছে ওখানে। আহ! হ্যাঁ অনেক লম্বা সময় এবং রাতের সমুদ্র দেখেছি, সকাল বেলার সূর্য দেখেছি ম অনেক অ অনেক কিছুই আরকি স্মৃতি।
বাহ! তাহলে তাহলে অনেক বেশ অনেক লম্বা সময়ের জন্য ছিলেন। অ্যাঁ আমরা হ্যাঁ, আমরা অবশ্য এতদিনের সময় পাইনি। যেহেতু আমাদের কাজকর্ম আছে সবারই। অ্যা তো আমরা ২ দিন বান্দরবন আর ১ দিন কক্সবাজার কাটিয়েছি। ৩ দিন ঘুরেছি। <smacks lips> অ অ্যাঁ অসাধারণ অভিজ্ঞতা, বন্ধুদের সাথে। তবে সবচেয়ে আমার যদি বলেন
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম, হ্যাঁ। তারপর সমুদ্রের হ্যাঁ, হ্যাঁ ভাইয়া।
হ্যাঁ। সবচেয়ে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে,'আপনার জীবনে "আমি অনেক জায়গায় ঘুরেছি সত্যি কথা বলতে। তা যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে, "সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? সবচেয়ে বেশী ভ্র মানে ওই জায়গাটা আপনার এখনো মনে পড়ে "সেটা হচ্ছে আমার, 'সেন্টমার্টিন।' আমি সেন্টমার্টিন ভ্রমণ করতে সবচেয়ে বেশি পছন্দ করি।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তাই! আচ্ছা। ও! আচ্ছা, আচ্ছা। সেন্টমার্টিন এ আমার কখনো যাওয়া হয়নি এখনো। হ্যাঁ। আমি কক্সবাজার পর্যন্ত গিয়েছি। সেন্টমার্টিনে আসলে যাওয়া হয়নি। ২য় বার ট্রাই করব।
আপনার এরকম কোনো জায়গা আছে?

মানে আশেপাশে ছোটখাটো জায়গাগুলো ভ্রমণ করেছি। কিন্তু বাইরে যাওয়া হয়নি। আমার হাসব্যান্ড গিয়েছে ইন্ডিয়া পরিচিত। ও অনেক দূরে ভ্রমণ করেছে। তার সঙ্গী হতে পারিনি। পরবর্তীতে হয়ত পারব।
আচ্ছা। আচ্ছা বুঝতে পেরেছি। আ তা ঐ হ্যাঁ <chuckles> কক্সবাজারটা উনি ভ্রমণ করলেন বুঝতে পেরেছি। তো আপনার এইটা আসলে কি ভ্রমণ জিনিসটা কি?
হুম, হুম। আ হ্যাঁ। তো আপনার একা ঘুরতে ভালো লাগে ভাইয়া? একা ঘুরতে ভালো লাগে? একা, একা ভ্রমণ করতে ভালো লাগে আপনার?
হ্যাঁ, <scoffs> হ্যাঁ। আমার? আমার তো হ্যাঁ, একা, আমি একা ভ্রমণ করি সমস্যা নাই। আ একা ভ্রমণ করলেও ম অনেক কিছু শিখা যায়। অনেক কিছু বোঝা যায় মানুষের জীবনে। অ একা ভ্রমণটা অনেক আনন্দের। উম।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আপনার হ্যাঁ, পাহাড় পাহাড়, সমুদ্র আ পাহাড় নাকি সমুদ্র কোনটা আপনার ভালো লাগে বেশি?

হ্যালো শু
হ্যালো। শুভ সন্ধ্যা কেমন আছেন আপু?
শুভ সন্ধ্যা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
এইতো আমিও ভালো আছি। কেমন চলছে দিনকাল কি দিয়ে শুরু করলেন দিনটা?
হুম উ হ্যাঁ দিনটা খুব ভালোই উম শুরু হয়েছে আরকি। আজকে হালকা মেঘ, হালকা রোদ ছিল। দিনটা ফুরফুরেই ছিল ভালো। তারপর একটু ঘোরাঘুরিও হয়েছে সারাদিন একটু টুকটাক।
হ্যাঁ। জ্বী। হ্যাঁ। তাই? তাহলে তো ভালোই কাটতো দিনটা। হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ। দিনটা ভালো ছিল। মনটাও ভালো ছিল। তো আপনার কেমন কাটলো আজকের দিনটা?
জ্বি। আমার দিন তো আপু কাজ দিয়ে কাটছে এবং সকালে ঘুম থেকে উঠে একটু চা খাই। তারপরে মাঝ কা বি বিকালে একবার চা খাই একটু রিফ্রেশ করি, একটু হাটাচলা করি, গান শুনি। এই মানে বিকালে ১ বার একটু বৃষ্টি নামছিল। তো তখন চা খেয়েছিলাম আর একটু গান শুনতেছিলাম। তো ভালো একটা পরিবেশ হয়েছিল। তো এরকমই আরকি কাজ করতে, করতে যাচ্ছে দিনগুলা। তবে বেশ কিছুদিন আগে আ একটা ভ্রমণ করে আসছিলাম। অ্যাঁ একটু দূরে কোথাও বন্ধুদের সাথে নিয়ে তো ঐটা আরকি এখনো শক্তি দিচ্ছে।
তাই? আচ্ছা। বাহ! আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তাই? হুম। আচ্ছা। কোথেকে কোথায়? কোথায় গিয়েছিলেন ভাইয়া কোথায় গিয়েছিলেন ভ্রমণ করতে?
অ্যাঁ বান্দরবন গিয়েছিলাম আর হচ্ছে কক্সবাজার। বান্দরবন ঘুরে তারপর কক্সবাজার ঘুরে তারপর চলে আসলাম আবার তো অ্যাঁ কর্মস্থলে হ্যাঁ। তো আপনারা কি ভ্রমণ করতে পছন্দ করেন?
আচ্ছা, আচ্ছা। বাহ, বাহ। হ্যাঁ খুবই সুন্দর। আচ্ছা, হুম। হ্যাঁ আমি খুবই ভ্রমণ করতে পছন্দ করি এবং আমার খুবই ভালো লাগে। এবং মানে ভ্রমণে আমি গিয়েছিলাম হচ্ছে কক্সবাজারে। সেখানে অনেক ঘোরাঘুরি হয়েছে। অ্যাঁ অনেক ভালো লেগেছে। যেটা আমার অনেক অনেকদিনের ইচ্ছা ছিল যে আমি সেখানে যাবো বা ঘুরবো। তো আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে হ্যাঁ।
জ্বি। আচ্ছা। তো সেটা কি পরিবারের সাথে গিয়েছিলেন?